কিছুদিন যাবত প্রচন্ড রকম মানসিক চাপ এবং দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছে। নিজের ভেতরে, ভেতরে একদমই নিঃশেষ হয়ে যাচ্ছি। বুঝতেই পারছি না যে আসলে কী করব, কোন কাজটা করলে আমার জন্য ভালো হতে পারে। বা এই বিষয়টা যেটা নিয়ে আমি আসলে সমস্যার মধ্যে আছি, এটা কার কাছে একটু যদি খুলে বলি হয়তো একটা সঠিক পরামর্শ পাবো। <smacks lips> তো এই যে নানান বিষয় এগুলা কিন্তু আমার ভেতরটাকে একদম অস্থির করে তুলছে। হ্যাঁ? এবং সারাক্ষণ মানে এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তা, মানে কোন ভাবেই এটা থেকে বের হতে পারছি না। অন্য কোন কিছু নিয়ে ভাবতে পারছি না। সারাক্ষণ এর ভেতরেই আমার সময়টা কেটে যাচ্ছে। বুঝতেই পারছি না আসলে কি করা উচিত, কী করণীয় আমার জন্য। এটা নিয়ে বেশ দুশ্চিন্তায় আছি।
আচ্ছা। আচ্ছা। বুঝতেই পেরেছি। ব্যাপারটা কিন্তু আসলে বলা যেতেই পারে আপনি খুব কষ্টের মধ্যে দিয়ে আছেন এবং কিন্তু ব্যাপারটা কিন্তু আমার কাছেই খারাপ লাগছে আপনি আসলে যেভাবে বলছেন, বিষয়টা বেশ দুঃখজনক। যদি আসলে বিষয়টা সম্পর্কে একটু বিস্তারিত বলতেন তাহলে হয়তো কি, আমরা কিন্তু দুজনে মিলে ব্যাপারটা ঠিক করতে পারতাম। কি বলেন, ব্যাপারটা কি বলা যায়?
হ্যাঁ, নিশ্চয়ই। জ্বি, অবশ্যই। আসলে বিষয়টা হচ্ছে হল যে, আমি ইউনিভার্সিটি তে পড়াশোনা করছি। তো, ইউনিভার্সিটিতে আসলে, দেখা গেছে যে মানে, পড়াশোনার সময়, অনেক সময় তো হেলা-ফেলা হয়। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি আসলে ১ম দিকে মানে গুরুত্ব দেইনি, হ্যাঁ? আমি আসলে বন্ধুদের সাথে আড্ডা, দুষ্টামি করা এই বিষয়গুলো নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম, হ্যাঁ? তো যে কারণে আমি আমার পরীক্ষা, ক্লাস এগুলো ঠিকমতো করিনি, হ্যাঁ? এবং, এই কারণেই আমি আসলে অনেকটুকু পিছিয়ে গিয়েছি। এবং এইজন্য, হঠাৎ করে ভীষণ রকম চাপ আমার উপরে চলে এসেছে। এবং এমন একটা পরিস্থিতির মধ্যে এসে পড়েছি, যে এখন বুঝতেই পারছি না যে এত চাপ আমি কিভাবে সামাল দিব। আমি এত এত কোর্স আসলে অসম্পূর্ণ রেখে জমিয়ে ফেলেছি, যেটা আমি এখন কিভাবে শেষ করবো! এছাড়াও নানান বিষয়, যে, পরিবার এটা যদি জানে, পরিবার কী ভাববে। নানান বিষয়ে দুশ্চিন্তা আমাকে একদম গ্রাস করে ফেলেছে।
হ্যাঁ, সেটা তো হয়ই। বুঝতে পেরেছি। আচ্ছা। আপনার যে দুশ্চিন্তার ব্যাপারটা এটা কিন্তু আসলে বোঝাই যাচ্ছে যে আপনি আসলে, ব্যাপার গুলো নিয়ে বেশ ভাবছেন। তো বিষয়টাকে এতটা জটিলভাবে ভাববেন না। যদি একটু সহজ প্রক্রিয়ায় ব্যাপারগুলো চিন্তা করেন দেখবেন কি বিষয়গুলো কিন্তু আসলে আপনিই সলভ বের করতে পারবেন। একটা ব্যাপার দেখেন যেহেতু আসলে রিটেক গুলো বেঁধে গেছে, বিষয়টা আপনি পরিবারকে কিন্তু বলতেও পারছেন না। তো আপনার কি মনে হয় ব্যাপারগুলো আসলে আপনি সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন?
হুম। <smacks lips> আসলে এই যে মানে পরিবারকে যে না জানানোর বিষয়টা না আসলে এটা সত্যি কথা বলতে কি, আমি আসলে নিজেই কিন্তু আসলে ফাঁকি দেওয়ার কারণে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছি, হ্যা। পরিবার কিন্তু সবসময় আমাকে বলত যে তুমি মনোযোগ দিয়ে তোমার পড়াশোনা চালিয়ে যাও। ঠিকমত কাজ করো, নিয়মিত পড়াশোনা করো, হ্যা। তো এই যে পরিবারের এত উৎসাহের পরেও এত মানে আমাকে আগলে রাখার পরেও যে আমার যেই করুণ পরিণতি যে হয়েছে এটা যে আমি পরিবারকে আসলে বলব সেই সাহসটা আমি পাচ্ছি না। আমি আসলে পরিবারকে কিভাবে বলব যে আমার যে এরকম ভয়ানক পরিণতি! এবং এইটা আসলে কি করা উচিত? যে আমি আমার এতগুলো কোর্স জমিয়ে ফেলেছি, এতগুলো রিটেক আমার চলে এসেছে, হ্যা। এই কোর্সগুলো আমার বন্ধুরা আমার কাছ থেকে অনেকটা এগিয়ে চলে গেছে সামনের কোর্সগুলাতে, নানান বিষয় নিয়ে ভীষণ দুশ্চিন্তা আসলে হিম-শিম খাচ্ছি রীতিমতো। প্রতিদিন প্রচণ্ড রকমের আসলে অপরাধবোধ আমাকে গ্রাস করছে যে আসলে কেন আমি করলাম?
বুঝতে পেরেছি। আচ্ছা। বুঝতে পেরেছি। দেখেন, আপনি আসলে ব্যাপারটা যতটা জটিল ভাবে ভাবছেন, যদি আসলে আপনার আর্থিক ব্যবস্থা যদি ওভাবে না থেকে থাকে, তখন কিন্তু আসলে আপনাকে পরিবারকে কিন্তু বলতেই হবে। তাই না? কারণ আপনি যদি আসলে এভাবে ব্যাপারটা না বলেন, সেক্ষেত্রে আসলে আপনার রিটেকের টাকাটা তো আপনি পাবেন না।
হুম, একদমই ঠিক।
তো আপনি আমি প্রথমেই বলতে চাই, আপনি একটু স্বাভাবিক হন। ব্যাপারটা যেহেতু যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আসলে চিন্তা করে আপনার জীবনটা নষ্ট করে লাভ নেই। তাই না? তো আপনার কি মনে হয় ব্যাপারটা যদি আসলে পরিবারকে খুলে বলেন, তারা কি আসলে এই বিষয়টা মেনে নিবে নাকি তারা ওটা নিয়ে চিন্তা করবে?
একদমই তাই। ঠিকই বলেছেন। আসলে আমার কাছে মনে হয় কী যে আমার বাবা, মানে আমার ব্যাপারে বা আমার পরিবারে আসলে যারা আমার মুরুব্বি যারা আছেন, তারা আমার ব্যাপারে খুবই আন্তরিক। হ্যাঁ, তবে অ্যা তারা যেহেতু আমার পেছনে এতটুকু মানে চেষ্টা করেছে, এত টাকা খরচ করেছে, এখন হঠাৎ করে তারা যদি জানে, তাদেরকে যদি জানাই যে এই রকম একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। হুম? বা এতগুলো কোর্স আমার অসম্পূর্ণ হয়ে গেছে। তো তখন যে তাদের প্রতিক্রিয়াটা কী হবে? তো সেইটা ভেবেই আমার ভয় লাগছে। তবে পিছনকার যে সমস্ত আসলে মানে আ আগের যে অতীতের যে বিষয়গুলো রয়েছে, সেখান থেকে যদি চিন্তা করি। মাঝে, মাঝে মনে হয় যে, হ্যাঁ, সাহস করে বলে ফেলা উচিত। কিন্তু ওই যে, যে একটা ভয়ংকর পরিস্থিতির পরে যে প্রথম যে প্রতিক্রিয়াটা না, সেই প্রতিক্রিয়ার ভয়েই কিন্তু আমি মানে সামনে কোনভাবেই এগোতে পারছি না। যে বাবা যখন প্রথম জানবেন যে আমি আসলে এই রকম ভীষণ রকম খারাপ রেজাল্ট করেছি। উনি এত টাকা, এত কষ্ট আমার পেছনে করার পরেও এরকম করুণ পরিণতি। তখন বাবা যে একটা কষ্ট পাবেন, আমাকে যে একটা প্রতিক্রিয়া দিবেন, তো এই বিষয়গুলো ভেবে কিন্তু আমার ভীষণ ভয় লাগে।
আচ্ছা। জি। দেখেন, আপনি যে, যেভাবে আসলে চিন্তা করছেন, এখানে কিন্তু আসলে ব্যাপারটা খুবই স্বাভাবিক। আপনার কিন্তু ব্যাপার গুলো ভাবতেই হয়, তাই না? কিন্তু আপনি এভাবে কেনো ভাবছেন না? আপনি যদি বিষয়টাতে এতটা জটিল ভাবে ভেবে যদি আপনি বিষয়টাতে আটকে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাটা আরো বাড়বে। কারণ, এভাবে যদি আপনি চিন্তা করে দেখেন, আপনি দেখা যাচ্ছে এখন আপনার পরিবারকে ব্যাপার গুলো কিন্তু বলছেন না, তাই না? তো এই যে, যে কোর্স গুলো যেটা আসলে বেঁধে আছে। তো বিষয়টা তো আপনি চাইলেও পরবর্তীতে ঠিকঠাক করতে পারবেন না। এক্ষেত্রে আপনার সময়টাও যাবে। আবার দেখা যাচ্ছে, আপনার কাজের যে ব্যাপারটা, এটা কিন্তু আপনি বেশ পিছিয়ে পড়বেন। সেক্ষেত্রে না, আপনাকে একটু সাহস করে পরিবারকে কিন্তু ব্যাপারটা বলতে হবে। কারণ, যা হয়ে গেছে, সেটা তো হয়েই গেছে। বিষয়টা বিষয়টা তো আর ফিরিয়ে আনা সম্ভব না, তাই না? তো কি মনে হয়, ব্যাপারটা আসলে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে, আপনি কি বলতে পারবেন?
হুম। একদমই ঠিক। হুম। ঠিকই বলেছেন। আসলে, এখন বিষয়টা আপনি যেমনটা বললেন যে, আসলে যেহেতু এখানে একটা আর্থিক ব্যাপার রয়েছে, এবং আমি ছাত্র। আমার ওই রকম অর্থ যোগান দেয়ার সুযোগ নেই। এবং আ রিটাকের যেহেতু বেশ কিছু টাকা-পয়সার প্রয়োজন হয়, তো পরিবারকেও তো জানানো লাগবে। হ্যাঁ? এবং পরিবারকে জানালেই হয়তো বিষয়টা সামনে সহজ হবে। কিন্তু আসলে, সত্যি কথা বলতে কি, আমি জানাতে চাই। আমি আবার নতুন করে শুরু করতে চাই। কিন্তু এই যে ১ম বার যে জানানোর যে একটা ভয়, একটা ভেতরে, ভেতরে ভয় যে ১ম বার যে প্রতিক্রিয়াটা হবে, দেখা গেল যে হয়তো বাবা অনেক রেগে যাবেন। তো ওই যে যে বিষয়গুলা যখন আসবে সামনে এ সেই বিষয়গুলা যতবার ভাবি, ততবার মায়ে ভয়ে আমি পিছিয়ে যাই। মনে হয়, বলে দেই। আবারও যখন ভাবি যে না, আসলে আ হয়তো এরকম একটা ভয়ংকর প্রতিক্রিয়া আসবে, ততবার পিছিয়ে যাই। তো এই যে টানাপোড়ন, যে আসলে করি করবো, হ্যাঁ? তো এই দুটার মধ্যে আমি কিন্তু ভীষণ ঝামেলার মধ্যে আছি।
অবশ্যই। আচ্ছা। দেখেন এখানে কিন্তু আসলে আপনাকে ব্যাপারটা একটু সাহস নিয়ে কিন্তু করতে হবে। কারন ব্যাপারটা যেহেতু আসলে ভবিষ্যতের। আপনি যদি আসলে বিষয় গুলো তাদেরকে না বলে আপনি যদি আরো পিছিয়ে যান। যখন বিষয়টা তারা শেষ মুহুর্তে যেয়ে জানবে, তখন কিন্তু বিষয়টা আরো কষ্টকর, আরো ভয়ঙ্কর হয়ে যাবে। তাই না?
হুম। ঠিকই বলেছেন।
দিন শেষে কিন্তু আর, তারা কিন্তু ব্যাপারটা জানবেই। তো আপনি চাইলেও ব্যাপারটা এড়িয়ে যেতে পারবেন না। কারন রিটেক এর ব্যাপারে কিন্তু আসলে আর্থিক ব্যাপারটা বেশ প্রয়োজনীয়। তো আপনাকে কিন্তু ব্যাপারটা খুলে বলতেই হবে। তাই না? তো আপনার কি মনে হয়? আপনি সাহস টাকে জোগাতে পারবেন?
একদমই সঠিক। আসলে আপনি যেমনটা বললেন যে, আসলে এটা তো একটা সময় পরে সত্যিই আসলে জানতেই পারবে। হ্যাঁ? তখন আসলে সত্যিই মানে পরিস্থিতিটা ভীষণ ভয়াবহ হবে। আ তো এই বিষয়টা চিন্তা করে আমিও ভাবি যে, না আসলে আমার বলে দেয়া উচিত। কিন্তু এই যে, যে বলার যে শুরুটা, যে আমি আসলে কোন প্রক্রিয়াতে বললে হয়তো বাবা একটু কম কষ্ট পাবেন বা আমি কিভাবে যদি বলি যে বাবাকে যেন উনি আসলে আমার বিষয়টা বুঝতে পারেন। যে না, অ্যা আমি এখন আসলে সত্যিই আমার ভুলটাকে সংশোধন করতে চাই। অ্যা আমি আমার অনুশোচনাটাকে আসলে কীভাবে প্রকাশ করলে উনি আসলে সত্যিই বুঝতে পারবেন যে, না, আমি আমার ভুলটাকে বুঝতে পেরেছি। তো এই বিষয়গুলোই না আমি আসলে একদম মিলাতে পারছি না। যে আসলে আমার শুরুটা কীভাবে করা উচিত? যে কিভাবে আমি বাবার সামনে গিয়ে দাঁড়াবো? বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করব? হ্যাঁ? এই ব্যাপারটা না ভয়। আমিও চাচ্ছি বলতে। এবং এটাই আপনি যেমনটা বললেন, এটাই সবচেয়ে ভালো পথটা। কিন্তু শুরুর ব্যাপারটা কী হবে? সেটা ভেবেই ভয় লাগছে।
হ্যাঁ। বুঝতে পেরেছি। দেখেন, সেখানে কিন্তু আসলে আপনি একটা কাজ করে দেখতে পারেন যখন আপনি বিষয়টা সম্পর্কে ভাবছেন, এটাই কিন্তু ১ম লক্ষন আপনি কিন্তু বিষয়টা ঠিক করতে শুরু করেছেন। আপনি কিন্তু ব্যাপারটা এভাবে করতে পারেন যখন আসলে আপনি আপনার বাবার সামনে বিষয় গুলো বলার উদ্দেশ্য নিয়ে যাবেন, আপনি কয়েকটি দীর্ঘ শ্বাস নিবেন। ব্যাপারটা হবে কি, আপনি যখন আসলে ব্যাপারটা করবেন দেখবেন কি তৎক্ষণাৎ কিন্তু একটা ভালো লাগার ব্যাপার কিন্তু কাজ করতে পারে। আর তার আগে কিন্তু আসলে আপনি কিছু, কিছু ব্যাপার কিন্তু আসলে নিজের মধ্যে কিন্তু একটা পজিটিভিটির যে ব্যাপারটা এটা কিন্তু নিজেকেই নিয়ন্ত্রন করতে হবে তাই না? কারন আপনাকে ব্যাপারটা কিন্তু মেনে নিতেই হবে। দিন শেষে কিন্তু আসলে পরিবারই আপনার তাই না? আপনার যে খারাপ মুহূর্ত বা আপনার যে আসলে খারাপ ব্যাপারটা হচ্ছে, বিষয়টা কিন্তু আসলে তাদেরকে যদি খুলে বলতে পারেন, দেখবেন কি তারা আসলে যতটা আপন ভাবে আপনার ব্যাপারটা বুঝতে পারছে, এটা কিন্তু আসলে আপনি অন্য কাউকে চাইলেও করতে পারবেন না। তো আপনি ভয়টা কেন, এভাবে কাটাচ্ছেন না। দিন শেষে আসলে পরিবার তো আপনাকেই সবসময় দেখাশোনা করে তাই না? তো এটাও তারা তো দেখেই নেবে। তো ব্যাপারটা কি মনে হয় আপনি করতে পারবেন?
হুম। <smacks lips> আচ্ছা। হুম <smacks lips> একদমই ঠিক। একদমই সঠিক। ঠিকই। আসলে আমার কাছে মনে হয় যে আপনি যেমনটা বললেন যে, এভাবে হয়তো চেষ্টা করলে আমি হয়তো বলতে পারব। যে আমার আ বাবাকে বা পরিবারে হয়তো আমার মাকে হয়তো বলতে পারবো। কিন্তু আসলে আ বলার যে ধরনটা, যে আমি আসলে একটা জিনিস নিয়ে বেশ একটু দ্বিধার মধ্যে আছি। যে বলার ধরণটা আসলে কিরকম হওয়া উচিত? যে ঠিক কিভাবে বললে উনারা একটু বেশি সন মানে বুঝবেন? যে না আমি আসলে অনুতপ্ত। আমি আসলে আর এই ভুলটা নতুন বার-বার করে আমি আর করবো না। তো এই জিনিসটা আসলে আমি কি ভাবে বলতে পারি? এটা নিয়ে একটু আমার মধ্যে দ্বিধা রয়ে গেছ
আচ্ছা। ব্যাপারটা কিন্তু আসলে আপনি করতে পারেন এভাবে, তাদের কাছে আপনি যাবেন। যেয়ে নমনীয় ভাবে কিন্তু ব্যাপার গুলো বলবেন, বাবা মানে মনের মধ্যে একটা চিন্তার ছাপ, কথায় একটা চিন্তার ছাপ, এটা কিন্তু আসলে প্রকাশ করতে হবে। তখন বলবেন যে, "বাবা আমি আসলে খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি তো আসলে পরীক্ষা গুলো ভালো ভাবে দিতে পারি নাই আমি পারতাম না।" এভাবে যদি আসলে তাদেরকে বলেন। তারা কিন্তু বিষয়টা মেনে নিয়ে আপনাকে কিন্তু আসলে সহজ ভাবে কিন্তু বুঝবে। নমনীয়তা কিন্তু খুবই প্রয়োজন ভাই।
হুম। একদমই ঠিক। সত্যিই আসলে খুব ভালো লাগলো যে আপনি যে বোঝালেন যে, পরিবারই আসলে সব, সত্যিই তাই। এখন কিন্তু মনে হচ্ছে যে একটু সাহস পাচ্ছি। হয়তো সাহস করে বাবাকে বলে দিবো যে, "বাবা এই ভুলটা হয়েছে, আর করবো না।" আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমিও বেশ আশাবাদি যেহেতু আসলে আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যে, আসলে কিভাবে ব্যাপারটা হ্যান্ডেল করা যেতে পারে, আপনার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুব সহজেই হয়ে যাবে। আপনি ব্যাপারটা নিয়ে এতটা চিন্তিত হবেন না। আমি বেশ আশাবাদি, আপনি কিন্তু ব্যাপার গুলো সলভ করতেই পারবেন। ভবিষ্যতের জন্য শুভ পরিকল্পনা রইল।